আমার ক্ষেত্রে আমি আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি, মিষ্টি জাতীয় পিঠা বা এগুলা তেমন একটা লাইক করি না। সো আমার ক্ষেত্রে মেক্সিমাম খাওয়া হয় হচ্ছে, বন্ধু-বান্ধবের সাথে আ বাইরের খাবার যেমন বারবিকিউ বা এসব জিনিস বেশি খাওয়া হয় অথবা বিরিয়ানি যেটা আমার সবথেকে ফেভারাইট। আমি বলেছি ১ম এই। তো এই জিনিসগুলোই বেশি খাওয়া হয় আরকি আমার ক্ষেত্রে। আর দেশের বাড়িতে বা নানুর বাড়িতে গেলে এ যে নরমালি করা হয়। যেহেতু অনেক দিন পরে যাওয়া হয়, তাই সবাই ঐযে পোলাও, রোস্ট এসবই করে।
হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। ঠিক। হুম। হুম। হুম। জি। হু, আমি যদি বলি যে আপনার কোন খাবারের সাথে সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে কোনটাকে বলবেন?
হ্যাঁ। স্মৃতি, জড়িয়ে থাকা, বলতে গেলে।
হুম। হুম।
আব অনেক কিছুতেই যেমন আ
জি।

হুম, উহু, <scoffs> সেটা অবশ্যই।
জ্বি। হুম।
হাঁঁ, এক্সারসাইজ জিনিসটাই সবথেকে কঠিন পার্ট আরকি। পেছনে এ ডায়েট কন্ট্রোল করাটা অনেক টাফ, যারা ফুডি <chuckles> তাদের জন্য বিশেষ করে। যেমন আমার আমার একটা ফ্রেন্ড বা কলিগ জি বলে না।
হুম। হুম, হুম। জ্বি, জ্বি আপনি হুম। হুম, না, না এটা জিজ্ঞেস করছিলাম যে কোন এরকম ঘটনা আছে কিনা। জ্বি, বলুন।
না আমা আমার ক্ষেত্রে যেমন আমার একটা ফ্রেন্ড বা কলিগ আরকি। সো ও হচ্ছে প্রচুর পরিমাণে প্রচন্ড লেভেলের ফুডি। তো তার তার ক্ষেত্রে আমি খেয়াল করেছি যে তার ক্ষেত্রে কোনো না নেই খাবারের ক্ষেত্রে। মানে আপনি তাকে যাই জিজ্ঞাসা করুন সে সবই খাবে সবই খাবে। এবং তার খাবারের সময়টুকু অনেক দীর্ঘ অনেক দীর্ঘ। যেখানে আমরা আ সবাই মিলে পার্টি করতেছি। সাপোজ সবাই এ একটা উম গ্রিল খাচ্ছি বা চাপ খাচ্ছি, হ্যাঁ? কিছু একটা খাচ্ছি আমরা নিজেরা বারবিকিউ করে। সো ওর ক্ষেত্রে কি হয় সে 1st এ যারা বসে তাদের সাথে খেতে বসেছে। সে তারপর ২য় ব্যাচের এর সাথেও বসে থাকে। খেতেই থাকে সে।
হুম। হুম। জি। হুম। আচ্ছা। হুম। হুম। জ্বি, হু। হুম। হুম। <chuckles> আচ্ছা। হুম। <chuckles> হুম।
সো তার ক্ষেত্রে সে খাবারটা অনেক এনজয় করে তার ব্যাপারটা।
জ্বি।
এই আরকি।
হাঁ, এরকম আসলে থাকে আমাদের লাইফ এ কিছু ফ্রেন্ড। আ তো দেখা যাচ্ছে যে তাদের সাথে খেয়েও কিন্তু মজা আছে। তারা খাবার খুবই অ্যাপ্রিশিয়েট করে। তো ৩ বেলা খেলে তাদেরকে দেখে আসলে ভালো লাগে। আ আর আসলে হচ্ছে যে আপনার সাথে খাবার দাবার নিয়ে কথা বলে খুবই ভালো লাগলো। মানে কিছু, কিছু খাবারের কথা শুনতে জিভে জলই এসে পড়ল। তো আশা করি সামনে এভাবে কথা হতে থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য শুভরাত্রি।
হু। হু, হু, হু, হু, হু। হুম, জি। <chuckles> জ্বি, জ্বি। আপনার জন্যে, শুভ রাত্রি।